এইটা আসলে কখনোই যায় না যে কেনন এখন যখন যায় না বাসায় মানে নানু বাসায় যখন সবাই একসাথে, এখন তো বড় হয়ে গিয়েছি তাকে হারানোর বছর হয়ে গিয়েছে প্রায় ৪-৫ বছর। তো দেখা যায় যে এই ৪-৫ বছরে তার আ যে একটা অনুপস্থিতি সেটা খুব ভালোমতোই বুঝি কারণ তার মধ্যে এই আনন্দটা স তা সে ছাড়া হয় না মানে এরকম একটা হয়ে গিয়েছে এখন। তো
উম মানে উনি চমৎকার ভাবে কিন্তু পরিবেশটাকে খুব চমৎকার ভাবে পরিস্থিতি সামাল দিতে পারতেন এবং হয় না যে একদম জি, জি।
হ্যাঁ, ছোট ছিল কিন্তু থাকে না যে ছোট থাকলেও যে পরিবেশটাকে যে আনন্দ মুখর করে তোলা তার জন্য এটা কোন ব্যাপারই ছিল না। কিন্তু এখনো গেল গেলে যদি নানু বাড়িতে যাই এখনো আমরা গানের আশর বসাই আ বা গান করি তো দেখা যায় যে উম তাকে অনেক মিস করি।
সেটাই। হুম, হুম। তার অনুপস্থিতিটা আপনারা মিস করেন। আসলে এটাই আসলে না করাটাই বরং খারাপ হয় এবং তার জন্য ওইটা খারাপ হত যে তাকে যে মনে করা হচ্ছে না সেই বিষয়টাই আসলে অন্যরকম হত। তো তার কোন গানটা সবচেয়ে বেশি আপনার ভালো লাগত?
মিস করে হ্যাঁ, এমনি হয়। <chuckles> হা জি। হ্যাঁ। একদম, একদম। সে মা নিয়ে গান করত অনেক বেশি। আমি আ তার মাকে অবশ্যই সে ভালবাসত। প্রতিটা ব্যা সন্তানই মাকে ভালোবাসে। কিন্তু আ তে সে এ এই গানগুলো হৃদয় ছোঁয়ানো যেমন একটা গান আছে 'ওই আকাশে তারায়, তারায়' হ্যাঁ, আ যেটা
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ চমৎকার।